আমাদের আ আমাদের এলি এই এরিয়াটা একটু দক্ষিণ আপনাদের এই যে খুলনার যেদিকে, খুলনার এদিকেই তো। খুলনা বিভাগের মধ্যেই আমরা পড়ছি, তো আপনাদের থেকে খুব বেশি different নাই। যেমন আমাদেরও প্রচুর মাছ আছে, তারপর আ নদী-নালা প্রচুর, এরপর ক্ষেতে ভালো সবজিও হয়, তো আমার আমার
জি, জি। আচ্ছা। বাহ! বাহ! হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। সবজি মানে সবজিটা বাদে। মানে কোন ১ টা নির্দিষ্ট তরকারি বা কোন একটা আইটেম যেটা আপনার খেতে ভালো লাগে।
হ্যাঁ। সেটা যদি আমি বলি আমার খুবই পছন্দ হল আপনার ছোটো মাছের তরকারি।
আচ্ছা মানে কুচো মাছ দিয়ে ওই যে চচ্চড়ি টাইপের যেগুলা করে নাকি ঝোল, ঝোল?
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ বা আ ঝোল, ঝোল দিয়ে একটু চড়চড়িও ভালো লাগে কিন্তু আমি একটু ঝোল ঝোলই বেশি পছন্দ করি। বিশেষ করে একটু।
আচ্ছা। বাহ! এতো আমার মতই মানুষ।
<chuckles> বাহ! হ্যাঁ একই ল একই অঞ্চলের না আপনি বললেন, আপনি খুলনার এদিকে তো আমিও তো খুলনা বিভাগের মধ্যেই পড়ছি।
চচ্চড়ি ও ঝোল, ঝোল। হ্যাঁ, এবার ঐযে কথাটা ভাললাগছে যে চচ্চড়িতেও ঝোল, ঝোল।
আর। আর যদি আবার আমি হ্যাঁ, চচ্চড়িতেও ঝোল, ঝোল। <chuckles> আর আমি যদি বলি আমি আসলে খেতে খুব পছন্দ করি। আমি হলো সব অঞ্চল ঘুরতে চাই। কারণ আমি সেখানকার খাবারও খেতে চাই। এইরকম একটা বিষয় থাকে আমার। যে আমি একটা অঞ্চলে যাবো ওই অঞ্চলের খাবারটা আমি না খেয়ে চলে আসবো বা আলাদা কি আছে ওইটা আমি দেখতে চাই আলাপ করতে চাই, হুম।
হ্যাঁ। আমিও। আমার ক্ষেত্রেও তাই। এটা হবে না। এটা সম্ভব না। আরেকটা ব্যাপার আছে, আপনি যদি চেনেন আ যেহেতু আ পাশাপাশি এলাকার বাসিন্দা আমরা, 'পার্শে' মাছ এইটা কি খাইছেন? 'পার্শে' মাছই বলে ওটাকে। আমার আসলে খুবই পছন্দের মাছ এটা।
তো এদিক থেকে হু, হু। পার্শে। অ্যা

হ্যালো কেমন আছেন?
হ্যালো। আমি ভালো আছি। আপনি কেমন আছেন?
আ আমিও ভালোই আছি। এই যে ধরেন কালকে সারাদিন ধরে বৃষ্টি হইছে আমাদের এদিকে। তো হ্যাঁ, আবহাওয়াটা খুবই ভালো খুবই চমৎকার আজকে অ্যা আজকে কি কি বৃষ্টি হইছে আপনাদের ওদিকে?
আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। এদিকেও। না, আজকে বৃষ্টি হয়নি, কালকে সারাদিন বৃষ্টি
এ হ্যাঁ আমাদের মেঘ হয়ে আছে প্রচুর কিন্তু বৃষ্টি হয় নাই। বাট আবহাওয়াটা ভালোই লাগছে। তো আ এইরকম আবহাওয়ায় আসলে আম আমাদের পরিবারে আমরা একটু একসাথে পছন্দের খাবার-দাবার একটু রান্না করে খেতে পছন্দ করি বিশেষ করে একটু ঝাল-ঝাল খাবার। হ্যাঁ, তো আপনা আপনার কাছে কোন খাবার সবথেকে পছন্দ?
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। বাহ! বাহ! এটা তো ভালো সবাই পছন্দ করে আসলে। বৃষ্টির দিনে যদি হয় তাহলে তো খিচুড়ি, সবার মনে হয় বৃষ্টিতে এইটাই পছন্দ।
ওকে, হ্যাঁ, হ্যাঁ। আম আ অবশ্যই খিচুড়ি এবং মাংস ভুনা, মাছ, এটা আমাদের বাসায় একটু এরকম আবহাওয়া আসলেই করার চেষ্টা করে বিশেষ উপলক্ষ্য হিসেবে। আসলে খাবার আসলে প্রিয় কোনটা এটা আসলে খুবই আ কঠিন একটা প্রশ্ন কারণ এটা ওয়েদার কিংবা ইভেন্ট বা কাদের সাথে আছি, কোথায় খাচ্ছি। হ্যাঁ? সমস্ত কিছুর উপরে ডিপেন্ড করত হ্যাঁ, অবশ্যই। হুম, তবে আপনার কমফোর্ট ফুড কোনটা? মানে আপনি আসলে আ খেতে আপনার মনে হয় যে আপ
আচ্ছা। বাহ! বাহ! আসলেই। কোথায় খাচ্ছি, এ কোথায় খাচ্ছি এগুলার উপরে। আবার কে রান্না করছে সেইটাও অনেক সময় নির্ভর করে। যে কোনো সময় খেতে পারব এমন?